হ্যালো ভাইয়া, মধ্যরাতের শুভেচ্ছা। কেমন আছেন?
জি ভাই মধ্যরাতের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার কি খবর? আপনি ভালো আছেন?
হ্যাঁ ভাই, চলতেছে। বিন্দাস চলতেছে।
আচ্ছা, আচ্ছা। তারপর ভাই মানে কি বলে? মানে দিনকাল কেমন? মানে অফিস আ কি খুলবে কালকে নাকি?
উ জি। না অফিসে আসলে আমি পারিবারিক কারণে একটু ছুটিতে আছি। তো বিন্দাস সময়, অলস দিন, সুন্দর আবহাওয়ায়, সব মিলায়ে ভালো যাচ্ছে।
কেমন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভাই আমারও আমারও ভাই অলস সময় যাইতেছে। সেমিস্টার ব্রেক চলতেছে এখন। এখন তো ভাই, অ্যা সিরিজ-টিরজ দেইখা একদম শেষ করে ফেলতেছি। মানে যত কিছু যত সিরিজ আছে সব দেখতেছি। তো এখন কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করলাম, যে আমাদের জীবনে কিন্তু ভাই প্রযুক্তির যে ব্যবহারটা, এটা কিন্তু এককথায় ইতিবাচক বা নেতিবাচক দুই প্রভাবই ফেলছে। এখন আ ডিপেন্ড করে আপনি কোনটাতে ইউস করতেছেন। মানে আমার কাছে লাগে কি? আমি বিনোদনের জন্য বেশি ইউস করতেছি যেটা আমার জন্য আরকি, আ তেমন একটা ইতিবাচক হয় না আসলে। যেটা আমার মন ভালো রাখতে সাহায্য করে কিন্তু, আ ওই যে আ ইন দি এন্ড এ কি বলে, এটা দিয়ে যে আমি একটা সুবিধা করবো, বা আ কি বলে, ঐ যে অনেকে আছে ইনকাম করে বা অনেকে রুজি-রুটি বানায় ফেলে টেকনোলজি ইউস কইরা, বা প্রযুক্তি ইউস করে ওটা কিন্তু হইতেছে না। ভাই আপনার কাছে কি মনে হয় যে এ প্রযুক্তি কি মানে সব সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন কি, কি আনছে আমাদের লাইফ এ? আ মানে
আচ্ছা, আচ্ছা। উ বাহ! হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি, জি। আচ্ছা, আচ্ছা। আমার কাছে তো ভাই, মানে আমি যেহেতু আইটি ফার্ম এ কাজ করি বা চাকরি করি। তো দেখা যায় আমার জীবনের বেশিরভাগ পরিবর্তন এই প্রযুক্তিগতই। কর্মক্ষেত্র থেকে শুরু করে, এইযে ছুটিতে আছি, এইটাও ভাই আমার ওই প্রযুক্তিরই অবদান বলা যায়। বাসা থেকে হোম অফিস করি এবং সাথে এক্সট্রা ফ্রিল্যান্সিং যা আছে এইগুলার মাধ্যমেই চলতেছে। তো ভাই আমার ওই যেখানে থাকি, ওই ঘরটার ভাড়া থেকে শুরু করে, যা খাই সেইটাও, এমনকি পাবলিক টয়লেটে বাথরুম করতে গেলে সেইটাও, মানে সবকিছুই প্রযুক্তি দিয়েই আসে আসলে।
হ্যাঁ ভাই। হুম, হুম। হুম, হুম। হুম। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। একদম। এই জিনিসটা আসলে মানে আমাদের চারপাশে যে এত বেশি, মানে আ প্রযুক্তি দিয়ে ঘেরা, যেটা ভাই কারেন্ট গেলে কিন্তু বুঝা যায়। মানে একটা জিনিস কি যে, যেমন ভাই কারেন্ট গেলে ব্যাপারটা এরকম, যে আমরা পুরো আদিমকালে চলে যেতেছি, যে আ ফ্যান নাই, লাইট নাই, তারপরে কম্পিউটারে গেম খেলতেসিলাম, গেম নাই বা সিরিজ দেখতেছি, সিরিজ ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ওই কি, ওয়াইফাই লাগবে, ওইটা কারেন্ট ছাড়া হবে না। মানে দেখা যাইতেছে, যে যাই করতে যাই না কেন, আমাদের কিন্তু ভাই এই টেকনোলজি বলেন বা এইযে ইলেকট্রিসিটি যেটা আরকি, এখন আমাদের আ মেইন একটা সোর্স, মানে লাইফলাইন বলতে পারেন।
হ্যাঁ, হ্যাঁ। যেমন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী জ্বী। মানে ইলেকট্রিসিটিটা ইলেকট্রিসিটিটা আমার কাছে মনে হয় কি? এখন আর প্রযুক্তিগত দিকে নেই। মানে, অবশ্যই প্রযুক্তির আ ইসে এইটা। তবে ইলেকট্রিসিটিটা এখন আমার কাছে মনে হয়, এটা প্রযুক্তির থেকে বেশি হয়ে গেছে, প্রযুক্তির মাধ্যম। বা অপারেশনে চলে গেছে আসলে এগুলা এই ডিরেক্ট প্রযুক্তি না। প্রযুক্তি অপারেট করতে দরকার হয়। তবে ডিরেক্ট প্রযুক্তি বলে এখন আর মনে হয় না। এত ক্ষেত্রে অ্যা ম মানে বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া নাই তো কোন কিছু। না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জি, জি। একদম, একদম। এটা সত্যি কথা। আমার কাছে লাগে কি মানে জি।
তো ভাই আপনি আপনি আপনি যেটা বলছিলেন যে আপনি আ মানে প্রোডাক্টিভ কোন কাজে প্রযুক্তিকে ব্যবহার করতে পারতেছেন না। এটা কেন আসলে?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ভাই। ভাই আমার কাছে লাগে কি যে, এই ইয়া জিনিসটা যে মানে প্রযুক্তির জিনিসটা এটা অনেক শিখার বিষয় আছে বা অনেক আ কি বলে আ নলেজ কিন্তু ১ম এ গেইন করা লাগে। যেমন ব্যাপারটা এরকম যে আমি আ অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে আমি Ai বা স মানে কি বলব এ জিনিসটা একটু শিখব বা এই ফিল্ডে আমি একটু এক্সপ্লোর করবো। তো দেখা যাইতেছে এক্স মানে নরমালি হয় কি যে আ ধরেন আ আমার যে ইচ্ছাটা যে আমি অনেক জায়গায় এস এক্সপ্লোর করতে গেছি। যেমন ওয়েব ডেভেলপমেন্ট বলেন, গেম ডেভেলপমেন্ট বলেন। আ তারপর আ আ সাইবার সিকিউরিটি তো গেত যেতে নিয়েছিলাম কিন্তু এটা দেখলাম এত্ত বড় ফিল্ড মানে আ কোনটা থেকে কোনটা ধরবো বা কোন জায়গাতে শুরু করবো এ এটাই বুঝতেছিলাম না। তো
উম জ্বি। উম জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। <chuckles> আসলেই আসলে। আগা মাথা খুঁজে পাওয়া একটু কষ্টের ব্যাপার আর কি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটাই আরকি। মানে ব শুরু তো করতে হবে কিন্তু শুরুর ঠিক ই কি হবে এটাই বুঝতেছিলাম। পরে আ Ai তে আসলাম। Ai তেও এসে দেখে যাবে এত ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে যে আমি আবার কম্পিউটার ক মানে কোডিং পরে আগে কম্পিউটার কি করতেছে এটা শিখো। আর নরমাল যে এটা আছে না? আ
হ্যাঁ, হ্যাঁ। এইটাই শিখতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজ না শিখলে তো আসলে Ai এর কোন লাভ নেই আপনার ক্ষেত্রে বা ক কারো ক্ষেত্রে আসলে লাভ নেই।
আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম পিছনে থেকে যেয়ে শুরু করতে হবে। মানে ব্যাপারটা এরকম যে আব সবকিছু একটু কঠিন লাগতেছে। তো আ আবার দেখা যায় ভাই অনেক অপশনস ও আছে যেমন এখন কিন্তু ভাই আ ChatGPT ইউজ করে অনেক সহজেই কিন্তু মানুষ পড়াশোনা করে। ভাই আপনার এই বিষয়ে কি মনে হয়? মানে ChatGPT বা Ai?
জ্বি, ভাই। আমি কখনো করিনি ভাই। মানে Chat GPT এত পপুলার বা এইসব কাজে ব্যবহারের আগেই আ আমার পড়াশোনার ঝামেলা শেষ। আর কাজের ক্ষেত্রে বা বিভিন্ন ইসের ক্ষেত্রে ব্যবহারের সুযোগ আছে। তবে এটা আমি করি না। হেল্পিং হ্যান্ড হিসাবে কিছুটা হয়তো বা কাজে দেয়। আ কিন্তু এছাড়া ঐ যে ঐটাকে আমি একটা বিষয় বলে দিবো, সে ঐটাকে আমাকে ডিরেক্ট হেল্প করবে। এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আমি আপনাকে আ যদি খুব ছোট করে বা একদম সোজাসুজি একটা কথা বলি। Chat GPT করে হয়তোবা আপনি কাজ কমপ্লিট করতে পারবেন কিন্তু নিজের জীবনে সাইন করতে পারবেন না ভাই। কোম্পানির বস যারা আ মানে আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন এই অনেকে অনেক জ্ঞান দিবে। হ্যাঁ? আমি নিজেও যেহেতু এই লাইনে কাজ করি আমিও যখন কাউকে মোটিভেট করার চেষ্টা করি এগুলা বলি। কিন্তু ভাই আপনি চিন্তা করেন আপনি ২০, ২৫, ৳৩০,০০০ বেতনে চাকরি করতেছেন। আপনার প্রজেক্টগুলো আপনি Ai দিয়ে ডেভেলপ করতেছেন, হ্যাঁ? তারপরে আপনি সেটাকে ফাইনালাইজ করার ট্রাই করতেছেন। তাহলে যে ব্যক্তি কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউতে বা কিউসিতে ৳৩,০০,০০০ বেতনে বসে আছে, ও কি ঘাস কাটতেছে? ও জানে না?
আচ্ছা আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হু। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, জি, জি। ও কিন্তু এক কথায় জানে যে কিভাবে how it works বা ও কাজ করতেছে নাকি এমপ্লয়ি রা এগু এগুলো কিন্তু জানে। মানে একটা জিনিস ভাই আ টেকনোলজি আপনি যত জানবেন বা আপনার যত মানে এসব জিনিস পারদর্শী থাকবেন আ ততই কিন্তু আপনার মূল্যটা বাড়বে আরকি এইসব মার্কেটের মধ্যে। তো আমার কাছে ভাই মনে হয় কি যে, এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু একটা মানুষের জীবনটা আরকি দেখা যায় ঐযে মানে অনেক বেশি সময় পাইতেছে বা অনেক বেশি মানে আ কি বলবো যে অনেক বেশি সহজ বানাইতেছে আরকি জিনিসটা। ব্যাপারটা এরকম যে আগে ধরেন আ পড়তে বসতে হলে তো আমাদের ধরেন একটা নতুন টপিক তো ঐটা দেখা যাইতেছে আ ইয়া মানে YouTube এর টিউটোরিয়ালস দেখো, এত বড়, বড়, প্লে লিস্ট দেখো, তারপরে কিছু শিখো বা তখন দেখা যায় আমাদের কাছে সময় নেই। হঠাৎ একটা কুইজ আসছে। তো তখন কিন্তু ভাই এই যে Ai Ai এর সাহায্যে কিন্তু দেখা যায় আমরা একটা জিনিস নতুন টপিক আ টিচার এর মতন করে আমাদের পড়ায় দিতেছে। এরকম আরকি। আবার দেখা যায় যে যদি না বুঝি তাহলে বলব যে আরো সহজ ওয়ার্ডে বুঝাও তখন আরো সহজ ওয়ার্ডে বা বাচ্চা যেভাবে বুঝে ওভাবে বুঝাইয়া দেয়। জিনিসটা এখন ভাই আ মানে যতদিন যাইতেছে তত আরকি সহজ হইতেছে মানে আমাদের জন্য বা আমাদের সময় কিন্তু বাঁচাইতেছে। ভাই এ বিষয়ে আপনার কী মনে জ্বি, জ্বি ভাই।
একদম একদম। জ্বি, জ্বি। জ্বী, জ্বী। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। সেইটা ঠিক আছে ভাই। আ সেটা ঠিক আছে। প্রযুক্তির তো অবশ্যই পজিটিভ সাইড বেশি। এবং আপনি যদি চান বা চেষ্টা করেন আপনি এগুলাকে ব্যবহার করে অনেক দুর্দান্ত কিছু বের করতে পারেন। তবে এখন আপনি যদি প্রযুক্তির বা এই Ai এর এই বিষয়গুলোর উপরে আপনি নির্ভর হয়ে যান তাহলে ভাই আপনার ফিউচার শেষ। মানে ওই যে একটা প্রবাদ আছে বাংলায় আ "পশ্চাতে বাঁশ হস্তে হেরিকেন"। তো আপনার জীবন আসলেই এমন হবে। আমি আপনাকে ডিমোটিভেট করছি না। আ অবশ্যই আপনি আপনি আপনার গতিতে চলবেন। তবে উম কি বলে এটাকে যদি আপনি ভেবে থাকেন যে আপনি এগুলা করবেন বা এগুলা ব্যবহার করে আপনার লাইফ এ উন্নতি হবে। খুব বড় ভুলের ভেতরে আছেন। আগে স্কিল ডেভেলপ করেন। ধরেন আপনি অফিস প্রোগ্রাম শিখবেন। আপনি মাইক্রোসফট অফিসের কাজ শিখেন। ওয়ার্ড এর কাজ শিখেন, এক্সেল এর কাজ শিখেন, সূত্র কিভাবে কাজ করে এটা শিখেন, লজিক কিভাবে কাজ করে, এইভাবে শিখে এইটা শিখেন। কেবিন কিভাবে কাজ করে এটা শিখেন। তারপরে গিয়ে আপনি এআই কে বলেন যে আচ্ছা অনেক বড় একটা ডেটা আছে। এটা সূত্র আপনাকে বানাইতে গেলে হয়তোবা ১ দিন সময় লাগবে। আ কম্বিনেশন করতে ১ দিন সময় লাগবে তখন আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এইটা করে দাও। ও হয়তো বা ১০ সেকেন্ড ২০ সেকেন্ড ১ মিনিটে ক কমপ্লিট করে দিবে। তারপরে আপনি নিজে চোখ বুলাবেন যে আচ্ছা ঠিক আছে এর ভেতরে যদি কোনোটা চেঞ্জ করতে হয়। এখন এ ছাড়া হু জ্বী, জ্বী, বলুন?
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হু, হু। উ জ্বী। উ জ্বী, জ্বী ভাই। হুম। হু, হুম। আচ্ছা। হ্যা, হ্যা। জ্বী, জ্বী। হুম। হা, হা। হ্যাঁ, হ্যাঁ। জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এট এটা সত্যি কথা, জি ভাই। জী, ভাই আমার কাছে লাগে কি যে আ মানে এসব জিনিসে কিন্তু ওইযে আমাদের আরকি এককথায় সময়টা কিন্তু বাইচে যাইতেছে। ধরেন আপনার আ অন্যান্য কাজ করার একটা option দিতেছে। যেমন আমি শুনসি যে আ না new technology নাকি এরকম হবে যে দেখা যাবে আপনার আ বাসায় কোন কাজই করতে হবে না হয়তো আপনার বাসায় একটা robot maid এর মতন থাকবে যেটা আরকি দেখা যায় যে আ আপনার বাসায় রান্না করে দিতেছে বা আপনার groceries কিনা আনতেছে বা দেখা যাইতেছে আপনার মানে কি বলবো laundries বলেন বা আপনার ঘর clean কিন্তু এইযে এখন এখনি 'Roomba' নাকি কি জানি একটা আছে যে ওই ঘরে ঘুইরা-ঘুইরা আরকি ওইযে ঝাড়ু দেয়। ওনে অনেক পুরান টেকনোলজি কিন্তু
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা? এগুলাতো ভাই আগেই ছিল। এগুলা এগুলাকে জাস্ট marketing এর একটা strategy যে আ এটাতে AI আছে। এগুলা অনেক আগের থেকেই আসে ভাই। আপনি রান্না করে দিবে automatic এইসব robot আরো ১৫ বছর আগে যখন technology নিয়ে ঘাটাঘাটি করতাম, তখন দেখতাম যে এগুলো complete হয়ে বসে আসে। AI আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হইছে ভাই এটা আসলে AI না আ এবং মানে এর ব্যবহারও এগুলা না। আস্তে আস্তে মানুষ শিখবে বা বুঝতে পারবে। আরো সময় লাগবে এই আরকি।
হ্যাঁ, হ্যাঁ। এখন আরো আরকি সব all in one, all in one হয়ে যাবে। জী। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, একদম। হ্যাঁ, হ্যাঁ। জী। হু, হু। জী, জী। অ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি ভাই। আমার কাছে লাগে কি যে ধরেন আগামী ৫ বছরের মধ্যে কিন্তু দেখা যাবে প্রযুক্তি কিন্তু ওই যে আগের মতন থাকবে না। মানে ব্যাপারটা এরকম যে আব মানে প্রতিনিয়ত চেঞ্জেস কিন্তু আসতেছে। মানে দেখা যাইতেছে এখন আ
আচ্ছা, আচ্ছা। আমি আপনার কাছে যদি একটা ছোট্ট প্রশ্ন করি যে, আপনি আ ৫ বছর পরে কোন প্রযুক্তিটাকে দেখতে চান যে, আচ্ছা এই প্রযুক্তিটা খুব ব বহুল প্রচলিত হোক, সবাই ব্যবহার করুক বা আরো অনেক বেশি প্রচলন হোক এই প্রযুক্তিটার। তাহলে আপনি কোনটা বলবেন?
এ হ্যাঁ, ভাই। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ। জি আমার কাছে লাগে যে অটোমেশন ব্যাপারটা যেটা আছে ধরেন আপনার আ আপনি বসে আছেন আপনি ধরেন ইতালি ইতালি চলে গেছেন আপনি হ্যাঁ, দেশের বাহিরে একটা জায়গায় ঘুরতে গেছেন। তো আপনার ফ্যাক্টরি থাকবে একটা যেটা প্রোডাকশন ধরেন একটা ডেলিভারি দেওয়া লাগবে। প্রোডাকশন এর মধ্যে ধরেন আ উ উম মেইনলি কা কাউকে লাগবেও না, কোথায় যদি কি আ রাখতে চান, কাউকে শ্রমিক হিসেবে রাখতে পারেন মানে ফ্যাক্টরি টা এরকম থাকবে যে আপনি অটোমেশন জাস্ট বাটনে চাপ দিতেছেন কোন একটা আপনার ওই রোবট গুলো আস আ রা কি জানি সব কাজ করে দিতেছে বা ওই প্রোডাক্ট টা বানায় দিতেছে এককথায় একটা আউটপুট দিতেছে। তো এই জিনিসটা আরকি দেখা যায় কিন্তু যে আপনি যেখানেই থাকেন না কেন একটা প্রেস ওফ আ বাটন ইয়া আপনার কাজ হয়ে যাইতেছে। আ এগুলো
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা কি প্র্যাকটিক্যাল সম্ভব বলে আপনি মনে করেন? মানে আসলেই কি এটা করা সম্ভব?
আব ভাই আ হ্যাঁ, মানে আসলে বলতে কি আমি একটা নিউজে দেখছিলাম যে চায়না নাকি আলরেডি একটা ডার্ক আ ফ্যাক্টরি বানায় ফেলছে। ডার্ক ফ্যাক্টরি বলতে এটাই যে ওখানে কোন অ্যা লাইট চলে না। লাইট চলে না কেন? কারণ ওখানে কোন কর্মীই নেই। সব রোবট করতেছে কাজ। মানে A to Z আ সু শুরু থেকে শেষ পর্যন্ত।
আচ্ছা, আচ্ছা। এইগুলা আসলে ভুয়া নিউজ। আমি নিজেও দেখছি এই নিউজটা। পরবর্তীতে আমার এটা খুব ফ্যাসিনেটিং লাগলো। আমি খোঁজখবর নিলাম। কিন্তু কথা বলে যা বুঝতে পারলাম এম এমনকি আপনি যদি যোগাযোগ করতে চান পৃথিবীর সব বড়, বড় কোম্পানির সাথেই কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো আমি আ এরকম পৃথিবীর ৩ টা, ৪ টা দেশের ৩ টা, ৪ টা কোম্পানির সাথে একটু কথা বললাম। উম প্রফেশনাল ক্ষেত্রে হয়তোবা কথা বলার সুযোগ ছিল তাই। এবং জানলাম যে আসলে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না।
ও! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম। হুম, হুম। একদম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ।
কারণ আমি যতদূর জানি মেশিন এর কাজ করার জন্যেও আলোর প্রয়োজন হয়। এর একটা খুব ক্রিটিক্যাল ক্যালকুলেশন আছে। তবে আপনি ধরেই নিতে পারেন যে একদম আলো নেই বা ডার্ক এমন প্লেস সম্ভব না।
হুম, হুম। হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা।
এমনকি আপনি হয়তোবা জানেন Google বা Microsoft বা Apple এর ডেটা সার্ভার এ না মানে ডেটা যে স্টোরেজ থাকে ডেটা সার্ভার এগুলা পানির নিচে সাবমার্জ থাকে। হ্যাঁ?
জি। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভাই এটা শুনছিলাম যে ওদের মানে কুলিং সিস্টেম টা অনেক দরকার হয় বা হ্যাঁ অনেক। জি।
হ্যাঁ, হ্যাঁ। সেখানেও কিন্তু আলোর হ ইয়ে আছে, ব্যবস্থা আছে। কারণ আ অবশ্যই আপনাকে যতই রোবট হোক আপ
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, ভাই। একটা হিউমেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা হিউম্যান এর ইন্টার জি।
হিউমেন টাচ বা হিউম্যান অপারেশন ছাড়া আ কোন জিনিস পরিপূর্ণ ব্যবহার করা হয় না। সম্ভব না বলছি না, হয় না কারণ আ কিছু লিমিটেশন থাকে।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম। জি, জি, একদম, একদম, মানে এই জিনিসটা আসলেই মানে দেখা যাইতেছে কি যে হয়তো বা এখনো আ ব্যা 100% হয় নাই কিন্তু মানে আশা রাখা যায় বা আমি মানে এই যে ভুয়া নিউজ শুনে আরকি একটু ইন্সপিরেশন পাইছি। কারণ দেখা যায় কি যে, আরো ২-৩০০ বছর আগে কিন্তু এই যে অনেকে দেখা যাইত যে আ ভাবতো একদিন উয়াব উড়োজাহাজে উড়বো বা ওই যে প্লেনের মতন যে ইয়া কিংবা একটা ডিভাইস উড় উড়ে, উড়ে বেড়াবে। এটা কিন্তু বর্তমানে হইতেছে। মানে জিনিসটা এরকম যে, এখন আজগবি লাগলেও আ ইন ফিউচার হইতে পারে বা দেখা যাবে আব আমরাও হয়তোবা বেশি দূরে নাই। কিন্তু এখনো বহুত দূরে আছে কিন্তু আগামী ৫ বছরে হ্যাঁ, প্রযুক্তির দিক থেকে আমি মনে করি যে, ওটা যদি সম্ভব না হয় তাহলে হ্যাঁ, হ্যাঁ, ওটা মানে যদি মানে এখনো টাইম লাগে জি।
এই কারনে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। অবশ্যই, অবশ্যই। এগুলা হবে। তবে ব্যাপারটা কি ভাই? আপনি আ আ আমি আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আ এআই বা অটোমেশন বলেন আপনি যত প্রযুক্তির কথাই বললেন, আপনার দৃষ্টিভঙ্গি ঠিক, আ সেটাতে কিছু বলছি না। তবে আপনার ওই বিষয়ে ধারণা এখনো একটু পিছিয়ে আছে, আ কারণ মানুষের স্বার্থগতভাবেই মানুষ তার অ্যাক্সেস অন্য কিছুকে দেয় না।
জি, ভাই। জি। হুম, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা।
AI এত কিছু ডেভেলপ করতেছে বা পৃথিবীতে এত AI ইমপ্লিমেন্টেশন হচ্ছে, হ্যাঁ? তাহলে মানুষের ব্রেইনের একটা রিপ্লে রেপ্লিকা মেমোরি তৈরি করা সম্ভব নয়? সম্ভব কিন্তু।
হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> ভাই এটারও কাজ চলতেছে কিন্তু আমার জানি না এটা সম্ভব
কাজ চলতেছে না, এটা সম্ভব, পসিবল। আপনি যদি DNA থেকে ডেটা কোড ডিকোড করতে পারেন, তাহলে আপনি DNA তে আ মানে আমি আপনাকে খুব সহজে বললে যেইটা হয় আপনি DNA কোড তো ডিকোড করতে পারতেছেন
আচ্ছা, আচ্ছা পসিবল আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, জি, ভাই। হ্যাঁ ওইটা হ্যাঁ, হ্যাঁ। মডিফাই করতেছি। জি।
বর্তমান প্রযুক্তি দিয়ে। তাহলে অবশ্যই আপনার অ কোনো ডিকোডেড কোনো ডেটাকে আপনি DNA তে কোড করতে পারবেন।
হ্যাঁ, হ্যাঁ।
এহ তাহলে তো এটা হয়ে বসে আছে। কিন্তু করা হয় না। ঐ যে বললাম মানুষের আ স্বার্থে নিজেদের স্বার্থেই অনেক কিছু করা হয় না।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এটার জন্য একটু লুকানো থাকে আরকি। তো ভাই আজকে আপ হ্যাঁ, হ্যাঁ। জি ভাই অনেক কথা হইলো। ভাল লাগলো ভাই আপনার সাথে কথা বলে রীতিমতো। তো ভাই আশা করি আপনি ভালো থাকবেন। আপনার যে মূল্যবান কথাগুলা আমি একটু মাথায় রাখবো বা এইসব মানে দেখা যায় হ্যাঁ। <chuckles>
জি। তো যা ভাই, অনেক কথা হইলো ভাই। মানে একদম এমন মূল্যবান না ভাই এই প্রফেশনাল ক্ষেত্রে যা জানি আরকি।
হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই আপনাকে। আশা করি ভালো থাকবেন আপনি। শুভরাত্রি ভাই। জি।
আপনিও ভালো থাকবেন ভাইয়া। আশা করি আবার কথা হবে, গল্প হবে। ভালো থাকবেন। আজকের মত শুভরাত্রি।
জি। জি। শুভরাত্রি ভাই বিদায়।